মানে, বিষয়টা কিন্তু আসলে ব্যা অনেক ভালোই যে, আপনি আলাদা করে যে একটু কথা বলে নেন, যে ভাগাভাগি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে অনেক ক্ষেত্রে মানে কাজটার ভারটাও কিন্তু কমে যায়, হ্যাঁ? তো তবে আসলে এক্ষেত্রে যদি একটু আ জিজ্ঞেস করি যে, আপনার কি আসলে মানে এরকম কখনো হয়েছে? যে কাজে আসলে অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলেন কখনো, বা তখন আসলে দায়িত্ব নিতে একটু হেরফের হয়ে গেছিল, বা আপনি আসলে পারছিলেন না। এমন কি কোন ঘটনা হয়েছিল?
হ্যাঁ, একদমই তাই। <tsk> হ্যাঁ, আসলে এরকম একটা ঘটনা হয়েছিল যে, আমার পরিবারের একজন আসলে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আসলে এ তার হসপিটালে যখন সে যখন ভর্তি হয়, তো হসপিটালের মানে খাবার-দাবার একটু নিয়ে যাওয়ার যে একটা দায়িত্ব থাকে, সেটা কিন্তু আমার কাঁধে পড়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ব্যস্ততা এতটাই বেশি, অফিস থেকে এতটাই চাপ দেয়া হচ্ছে, হ্যাঁ? কোনোভাবেই আসলে ঐটা আমি মানে করে উঠতে পারছিলাম না। মানে মনে করেন যে এমন একটা অবস্থা যে, একদম দৌড় দিয়ে মনে করেন কোনোভাবে গেলাম, আবার মনে করেন দৌড় দিয়ে আসলাম অফিসে। এরকম করে তো আসলে হয় না, হ্যাঁ? এবং রাস্তার ঘাটে একটা জ্যামেরও ব্যাপার থাকে। সেক্ষেত্রে আসলে মানে আ বিষয়টা আসলে প্রতিদিন কিন্তু এভাবে খাবার নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি হ্যাঁ, হ্যাঁ অন্য আরেকজনকে অনুরোধ করেছিলাম যে আসলে অ্যা "কোনোভাবে যদি আসলে এটা যদি একটু তুমি যদি চালিয়ে নাও, এই অল্প কিছুদিনের জন্য, আমার ব্যস্ততাটা কেটে গেলে আমি আবার চেষ্টা করব।"
জি। ও আচ্ছা! দায়িত্ব থাকে। ও আচ্ছা! হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা। দৌড়াদৌড়ির উপরে। না, না। সম্ভব হয় না। জি। আচ্ছা, আচ্ছা। উম তাও তো এটার হচ্ছে গিয়ে একটা আপনার ওই সাপোর্ট টা আছে বা আপনি কাউকে পাঠিয়েছিলেন, হ্যাঁ? তবে দেখা যায় কিন্তু জি, জি।
হ্যাঁ, মানে আমি পেয়ে গিয়েছিলাম একজনের সাপোর্টার, বেশ এটা ভালো হয়েছিল।
ভালো হয়েছিল মানে পেয়ে গিয়েছিল। তবে কিন্তু দেখা যায় যে, অনেকেরই আসলে এই সাপোর্ট টা থাকে না, এবং তাদের আসলে সবকিছু একসাথে করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে কি আসলে এরকম হয় যে ধরেন অতিরিক্ত কাজের চাপে আসলে এক ধরনের মানে মানসিক চাপ হয়ে যায়, এবং দেখা যায় হতাশগ্রস্ত হয়ে যাওয়ার মতন হয়। কারণ সবকিছু আসলে মিলিয়ে চলা কিন্তু সবসময় সম্ভব হয় না। এরকম যদি হয়, তখন আসলে কি করা যায় আর
হ্যাঁ, এটা কিন্তু একদমই সত্যি কথা বলেছেন, হ্যাঁ? এই যে অনেক সময় দেখা যায় যে এতটাই চাপ হয়, সেটা কিন্তু আসলে সহ্য করা যায় না। এবং সবসময় তো আসলে সবকিছু মানে মন মত কিন্তু হয় না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আসলে এরকম যখন হয়, তখন আমার কাছে মনে হয় যে, নিজেকে যে ধরে রাখা, হ্যাঁ? এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে আসলে আমি যদি আসলে এত চাপের মধ্যে আসলে একবারে নিজেকেই আসলে ধরে রাখতে না পারলাম, অনেক বিরক্ত হয়ে গেলাম, বা এমন কিছু আসলে ধরেন যে, বিরক্তি থেকে অফিসের কারো সাথে এমন একটা কোনো আচরণ করে ফেললাম, বা বাড়ির কারো সাথেই কিছু একটা আচরণ করে ফেললাম। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অ্যা মানে সে কিন্তু আসলে ওরকমভাবে বুঝবে না যে, হ্যাঁ, আমি আসলে এই কাজের জন্য এরকমটা হয়েছে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। আমার কাছে মনে হয় এক্ষেত্রে নিজের মাথাটা ঠান্ডা রেখে আ মানে একটু নিজেকে বোঝানো যে, "এই সময়টা আসলে কেটে যাবে। এটা একটা খারাপ সময় এটা সহজেই কেটে যাবে।"
হ্যাঁ, হ্যাঁ। না, না। হুঁম, হুম। গুরুত্বপূর্ণ। না পারলাম, হ্যাঁ। করে ফেললাম, আচ্ছা। না। হয়েছে, হ্যাঁ। বোঝানো, আচ্ছা।